<chuckles> না, একটা বিষয় আছে ভাই। মানে <clears throat> এইযে যে লেখকগুলো, এনারা কিন্তু ১ম এ আশা, আকাঙ্খা, ভরসা বহুত কিছু দেয় আ অডিয়েন্সকে। এরপর যাকে নিয়ে আশা, আকাঙ্খা দিচ্ছে, আগে তাকেই মেরে দেয়। আ জাস্ট এটা দে <chuckles> এটা রেগুলারলি দেখতে পাচ্ছি। আমার এক বড় ভাই আছেন। যিনি হচ্ছে ফিল্ম নিয়ে লেখাপড়া করতেছেন। তো, উনি আ এ রিসেন্টলি USA তে চলে গেছেন। তার আগে একটা প্রজেক্টে কাজ করেছিলেন। যেখানে উনি হচ্ছে রাইটার হিসেবে কাজ করতেছিলেন। তো, ওনার প্রত্যেকটা রাইটিং আগে আমাকে দিয়ে পড়ায়। রিভিউ করায় এবং আমি মোটামুটি অ বাংলাটা ঠিক করে দেই আরকি। এবার, এই লেখাটা পড়ার পরে আমার তার উপর যে কি রাগ হচ্ছিল ভাই। মানে একটা ফিমেল ক্যারাক্টার। এ যার লাইফ নিয়ে লেখা স্টোরি। সেখানে ফিলেম ফিমেল ক্যারাক্টারকেই মানে ফিমেল ক্যারাক্টার লাইফ নিয়ে লেখা স্টোরি। আমি ১ম থেকে পড়ে যা বুঝতেছি, মাঝপথে ফিলেমকে ফি ফিমেল ক্যারাক্টারটাই ডেড।
জি। আন জি। <laughs> আন জি। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। <smacks lips> আচ্ছা, <chuckles> জি। হুম। আচ্ছা। হু, হু।
এবার আমি কাকে ফলো করবো ভাই?
আচ্ছা, তাহলে তারপর কন্টিনিউ হ্যাঁ, তারপর কীভাবে যাবে আগে ঘটনা?
কয় সেটাই তো! অথচ বাকি ঘটনা সে মানে এখানে, ওখানে, সেখানে এই এ একসময় এর স্টোরি, একসময় ওর স্টোরি। মানে, সেই ফিমেল ক্যারাক্টারকে ঘিরে যত বাকি ক্যারাক্টার ছিল, তাদের লাইফ স্টোরি নিয়ে বাকি ঘটনা চলতেছেন। পুরা ঘটনায় কিন্তু আমি একবারও ইন্টারেস্ট হারাই নাই। এটা হচ্ছে আমি অবাক হলাম আরকি যে, মেইন ক্যারাক্টার মরার পরে কিন্তু আর আ স্টোরিতে কোনো ইন্টারেস্ট থাকে না, তাই না? কিন
হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হা তেমনভাবে হ্যাঁ, জমে থাকে না। জি।
কিন্তু পুরাটা টাইম আমি কি করে ইন্টারেস্ট ধরে রাখলাম? আমি তাই ভাবতেছি। ইস্ট insane ভাই। আ অ্যান্ড এইজন্য আমার
<chuckles> এটা আসলে যে লিখেছে, তার কৃতিত্ব।
আমার ভাই লেখকদের এই জন্য পছন্দ না ভাই। এরা ফেভরেট ক্যারাক্টারকে আগে মারে।
আচ্ছা, আচ্ছা। <chuckles> না, আপনি আ রিসেন্টলি 'Squid Game' দেখেছেন? আ 'Squid Game 2' টা মনে হয়।
উম, আমি রি 'Squid Game' এতটা পরিমাণ সাজেস্ট করছে লোকজনে, আমি ভাই ইচ্ছা কইরাই দেখি নাই। যে যেটা বেশি সাজেস্ট করে, সেটা cold following হইয়া যায়। অ্যান্ড এটা নিয়ে জানি আমি আলোচনা করলে বিপদে পড়বো। সো, না দেখলে আলোচনা নাই। <laughs>
আচ্ছা। ইন জি। তেমনটা আমার না। আমার মনে হয় কি জানেন? এখানে যে আহামরি কিছু দেখিয়েছে, তা না। তা মানে আমাদের পরিচিত বিষয়গুলাই আসলে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এটাই। কিন্তু ঐখানে ঠিক এমন একটা ক্যারাক্টার ছিল। খুব সুন্দর একটা মেয়ে, খুব হাবভাব নিয়ে। আমার মনে হচ্ছিল যে, এই ক্যারাক্টারটা একদম শেষ পর্যন্ত থাকবে। বাট ১ম রাউন্ডে মানে এই খেলার তো অনেকগুলো রাউন্ড থাকে। ১ম রাউন্ডেই যখন eliminated হয়ে যায়। আমি তো আমি মানে শুধু আমি না আমি মিম দেখেছি ফেসবুকে। সবাই জাস্ট মানে কি হলো এটা?
উ হু। হু, হু। হু, হু। উ হু।

আমি ভাই সারাটা দিন সবাইকে avoid করি। জ্বি। দেখুন একটা ব্যা একটা ব্যাপার এমন হইছে যে অ্যা আমার আ বড় বোন, আমার জ্যাঠাতো বোন, সে হচ্ছে regularly serial দেখে। এইবার আমার মা regularly আ কাছ থেকে ফিরে serial দেখতে বসে যায়। আমার জেঠিমা, সে রেগুলার সারাটা দিন বসে serial দেখে। And আমি সবসময় চেষ্টা করি যে Serial যেন কখনোই না ওঠে এবং serial এর সাথে সম্পর্কিত কোন বিষয় যেন কখনো আরকি সামনে না আসে। Recently আমার বড় ভাই বিয়ে করেছে। তার স্ত্রী এসেও serial দেখা আরম্ভ করে দিয়েছে। ভাই, আমি just ভাবতেছি যে কয়টা দিন যেতে দেই। এরপর স মানে সংসারে ঝামেলা লাগলো বলে। আমি just breathe hold করে আছি।
<chuckles> জ্বি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। <chuckles> হুম, হুম। জ্বী। একদম, একদম। এটার একটা খুব ভালো আমি বলবো খুব সুন্দর একটা বৈশিষ্ট্য রয়েছে এই serial এর। মানে যারা বানায় তারাই তো ভালো বৈশিষ্ট্য মনে করবে। তো আমার কাছে মনে হয় সবচাইতে খারাপ দিক। এগুলাই দেখে, দেখে উম ওইযে শাশুড়ি আ পছন্দ করে না। শাশুড়ি এটা করলো, শাশুড়ি এটা করলো, ননদিনী এটা করল আ কথা তো একটা চলেই আসছে আ যে কি যেন নন বাঘিনী ননদিনী। তারপরে এ ধরণের কিন্তু অনেকগুলো আমরা কিন্তু ওই এল
হুম, হুম। হুম, হুম। হুম। রায়বাগিনী, ননদিনী অ্যা কি যেন একটা কবিতা ছিল এটার।
ঠিক। <chuckles> জি। তো চরিত্রগুলোকে আসলে ওইভাবে দেখানো হয় এবং আমি যখন দেখি এই 5 6 এর মেয়েরা বসে, বসে বলছে যদি আমার নামটা মনে নাই, character এর নাম নিয়ে কথা বলছে এবং পুজোতে তাদের ঐ ধরনের জামা চাই, ওই ধরনের সাজ চাই এবং আমাকে তো রীতিমতো একজন এসে বলছিল আমার cousin, যে দিদি তুমি আমাকে না ওই নায়িকাটার মতো সাজাই দিবা, আমি ঐরকম সাজতে চাই। না মানে আমার মনে হইল যে
না। হুম। অ্যা হ্যাঁ।
মানে seriously তুই কিসে পড়স? তোর ওরকম সাজতে হবে এবং আমি তখনই আমি বললাম যে, "তুই যায়ে তোর মারে বল সাজায় দিতে। আমি এসব serial ও দেখি না আমি জানিও না।"